আসলে কিছু সময় যাবৎ একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। এবং বুঝে উঠতে পারছি না যে, কীভাবে সমস্যাটা যে ম্যানেজ করবো? বা কীভাবে যে জীবনটাকে ম্যানেজ করবো? কোনোভাবেই না বুঝে উঠতে পারছি না। যার কারণে মানে দিন, দিন দেখা যাচ্ছে যে, সমস্যাগুলো বেশির বেড়েই যাচ্ছে এবং জীবনটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যার কারণে দিন, দিন যে নিজের মধ্যে চাপ বা দিন, দিন নিজের মধ্যে যে একটা চিন্তা, এই চিন্তাটা না বেড়েই যাচ্ছে। দেখা যাচ্ছে, ঘুমও ভালোভাবে হয় না, খাবার-দাবারও ভালোভাবে হয় না, বন্ধুদের সাথে বসে যে একটু সময় কাটাবো বা ভা ভালো একটা সময় কাটাবো, এগুলোও করা হয় না। দেখা যায় ওদের সাথে যখনই কথা বলতে যাই, নিজের মধ্যে কীসের যেনো একটা চাপ অনুভব হয়? যে, এখন এটা না কাজ করে অন্য একটা জিনিস করা দরকার ছিল, কেনো এখানে আসলাম? এমন একটা বিষয় আরকি নিজেকে অনেক বেশি আরকি কোয়েশ্চন করে ফেলি। তো এই বিষয়ে চাচ্ছিলাম যে, আপনার সাথে যদি একটু কথা বলতাম এবং আপনি যদি আমাকে কিছু গাইডলাইন দিতেন উন গাইডেন্স করতেন, তাহলে কিন্তু আমার জন্য একটু ভালো হতো, আমার এই সমস্যাটা থেকে বের হতে।
হু, হুম। জি অবশ্যই। আসলে আপনার উ কথা শুনে মনে হচ্ছে আপনি একটা বেশ দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আসলে দুশ্চিন্তা করে আ মানে করে হতাশাগ্রস্ত হবেন না। আ দেখা যাচ্ছে যে হতাশা হলে আপনি দেখা যাচ্ছে কোনো কিছু আসলে সলিউশন বের করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাকে আ একটা ডিসিশন আ আমরা দুইজন মিলে নিতে পারি। আসলে কোনো একটা মানে পরামর্শ বের করার জন্য। তো সেক্ষেত্রে আপনি আমাকে একটু ডিটেইলস বলতে পারবেন যে আসলে আপনার কী হয়েছে, কী নিয়ে এত সমস্যা? যদি বলতেন হয়তোবা একটা আ পরামর্শ দেয়া যেতে পারতো।
জি। আসলে যে বিষয়টা হয়েছে আমার সমস্যাটা হল সময় নিয়ে এবং আমার কাজের অগ্রাধিকার নিয়ে। মানে হলো আমি আমার সারাদিনই অনেক ব্যস্ত থাকি সত্যি বলতে, তো ব্যস্ত থাকার মানে এটা সাধারণভাবে একজন বলতে পারে যে তুমি যেহেতু ব্যস্ত থাকো, তাহলে হয়তোবা তুমি তোমার সারাদিনের কাজগুলো ঠিকভাবে করতে পারো এবং তোমার জীবনের কাজগুলোও তুমি ঠিকভাবে করতে পারো। কিন্তু আমার ক্ষেত্রে না সত্যি বলতে এটা হয় না, দেখা যায় আমি সারাদিনে ব্যস্ত অনেক থাকি, মানে আমার যে লেজার টাইমটা এটা খুব কম থাকে। তারপরেও না দিন শেষে আমি বুঝতে পারি যে আমার যেই আসল কাজগুলো বা যে কাজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই কাজগুলো না শেষ হয় না বা ওই কাজগুলো না ইনকমপ্লিট থেকে যায় বুঝতে পারি আমি এটা, যদিও আমি সারাদিন অনেক বেশি কাজ করছি, এখানে আমার যে জিনিসটা হয় যে ধরেন আমার যে কাজগুলো অনেক বেশি প্রয়োজন যেমন আমি যেহেতু এখন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তো আমি অনেক ক্ষেত্রেই চেষ্টা করেছি যে এইযে আমার পড়াশোনাটা খুব ভালোভাবে ধরে রাখবো, প্লাস চাকরির জন্য একটু প্রিপারেশন নেবো যেহেতু আমাদের দেশে চাকরির বাজার খুব খারাপ, স্বাভাবিকভাবেই তো এটার জন্য চাচ্ছিলাম যে ওইটার থেকে একটু আগে, আগে ওই জিনিসটা শিখে ফেলতে যাতে করে আমার জন্য উপকার হয়। এর পাশাপাশি আমি একটু স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু কোর্স করে থাকি অনলাইনে, তো এগুলোর পেছনে আমার সময় দেওয়াটা উচিত আমি বুঝতে পারি। কিন্তু আমার জিনিসটা কি হয় সারাদিন এতো বেশি বিজি থাকি অন্যান্য কাজে, যার কারণে আমার পড়াশোনার যে, পড়াশোনার পেছনেও বেশি কাজ দেওয়া হয় না মানে সময় দেওয়া হয় না, চাকরির যে বইগুলো আমি কিনেছি পড়ার জন্য, ওইগুলো মনে হয় শুরুতে আমি ২-৩ দিন পড়েছি তারপরে ১ দিনও ধরা হয়নি সত্যি বলতে, মানে এত বেশি অন্যান্য কাজ তো করে থাকি কিন্তু এই কাজটাই করা হয় না, তারপর এইযে যে অনলাইনে কোর্সের যে বিষয়টা আছে, আমি একই সাথে ২ টো কোর্স শিখছি। দেখা যায় ১ দিন একটা কোর্সে মাত্র ১০ মিনিট দেখলাম, আরেকদিন দেখলাম ৫ মিনিট। এমনভাবে ওই ২ টো যে দেখবো বা অ কন্টিনিউয়াস যে একটা প্রোগ্রেসের মধ্যে থাকবো, এটা না আর হয়ে উঠছে না। তাই আরকি বুঝে উঠতে পারছি না যে কিভাবে আমি আমার এই কাজের যে অগ্রাধিকারটা নির্ধারণ করবো এবং সময়টাকে আমি ম্যানেজ করবো? এখানে কি আপনি আমাকে কিছু বলতে পারবেন?
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হুম, হুম। অবশ্যই, অবশ্যই। আসলে আপনার সমস্যাটা হচ্ছে সময় অগ্রাধিকার নির্ধারণের একটা সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন। তো সেক্ষেত্রে আপনার একটা জীবনে সমস্যা ক্রিয়েট হচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস আরেকটা জিনিস আসলে আপনার কাছে জেনে নিতে চাই যে আপনি কোন কাজ বা শখগুলো সবচেয়ে বেশি মূল্য দেন? এটা যদি একটু বলতেন আমাকে।
জি। <smacks lips> আসলে বর্তমানে যদি আমি বলি আমার হল মূল্য দেওয়ার বিষয়টা আমি আলাদাভাবে চিন্তা করি না। আমার দেখা যায় যখন যেটা করতে ইচ্ছা করে তখন সেটা করি। যেমন আমার কিছু শখ আছে আমার হলো গান গাওয়ার একটা শখ আছে, গিটার বাজানোর একটা শখ আছে, আরেকটা যদি বলি সেটা হল গল্পের বই পড়া। আমার অনেক বড়ো একটা শখ এবং অনেক পছন্দের একটা কাজ সত্যি বলতে। তো আমার দেখা যায় যখনই বই পড়তে ইচ্ছা করে বসে, বসে ২ ঘন্টা ৩ ঘণ্টা বই পড়ি যখনই দেখা যায় গান গেতে ইচ্ছা করে বসে, বসে গান গেতে থাকি এমন এবং আরেকটা বিষয় যেটা হয় যে আমার সারাদিনের রুটিনের মধ্যে অনেকেই আছে। আমার হলো মানে অনেকগুলো বন্ধু আরকি এলাকার বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু আমার অনেক আছে। তো অনেক ব বড়ো একটা ফ্রেন্ড সার্কেল থাকার কারণে যেটা হয়, একেক দিন একেকজন একেক ধরনের কাজ আর কি আমাকে বলে। দেখা যায় একজনের হয়তো একটু মানে বাড়ি থেকে একটু দূরে যাওয়া দরকার কোন একটা কাজে ও দেখা যায় আমাকে মেসেজ দিয়ে বলে যে ''আমি তো এখানে যাচ্ছি আমার সাথে চল। একা যেতে ভাল লাগতেছে না তুইও চল।'' তো ওইখানে কিন্তু আমার যাওয়ার কোনো মানেই হয় না মানে ওইখানে আমার কোনো আমার নিজের কোনো ইয়ে নেই কী বলে এই ফল নাই বা নিজের কোনো ওইখানে উপকার নাই। তারপরও না ওই যে ও আমাকে বলছে যে আমার সাথে চল আমি না, না করতে পারি না তো দেখা যায় ওইখানে আমার ২-৩ ঘণ্টা নষ্ট হয়ে যায়। যে সময়টা হয়তো আমার কোনো গুরুত্বপূর্ণ কাজে আমি দিতে পারতাম। তো এই যে শখের বিষয়গুলো যখন যেটা ইচ্ছা হয় করে ফেলি। তারপরে এই যে মানুষকে না বলতে পারি না এই সবকিছু মিলিয়েই না ওই যে আমার যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে ওইগুলো যে আমি নিয়ন্ত্রণ করবো বা ওইগুলোর পিছনে যে সময় দেবো এটা না আর করা হয় না।
হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে আপনার আ স এটা নিয়ে বেশ ঝামেলার মধ্যে পড়েছেন। আপনার কথায় বোঝা যাচ্ছে। তো উম সেক্ষেত্রে সময় অগ্রা অগ্রাধিকার ঠিকভাবে নির্ধারণ করা, অনেকেরই জন্য কিন্তু আসলে দেখা যাচ্ছে, চ্যালেঞ্জিং হয়ে যায়। সেটা আপনার ক্ষেত্রে হচ্ছে। তো সেক্ষেত্রে, ছোট, ছোট ধাপে আপনি ভাগ করে নিতে পারেন, এই সময়গুলোকে। যেমন বড় কাজকে ছোট, ছোট, অংশে ভাগ করলে, দেখবেন আ এতে কিন্তু চাপ কমবে এবং অগ্রগতি দেখাটা কিন্তু বা অগ্রগতি পাওয়াটা কিন্তু অনেকটা সহজ হবে। আর এই যে, অগ্রাধিকার নিয়ে এত কথা, তো অগ্রাধিকার তালিকাটা আপনি একটা নিতে পারেন এমনভাবে যে, কাজগুলোকে গুরুত্বপূর্ণ বনাম জরুরি। এগুলো আগে, আগে আগে ভাগে, ভাগে ভাগ করে বিস্ ভাগ, ভাগ, করে আসলে সাজাতে পারেন। আর দেখা যাচ্ছে যে আ একটা মানে আ মানে একটা রু কি বলে ওটা, রুটিন অনুযায়ী আপনি সাজাতে পারেন, এই বিষয়গুলো। আর বিষয় হচ্ছে, সময় ব্লক, সময় ব্লক করে কিন্তু আপনি কাজ করতে পারেন। যেমন নির্দিষ্ট সময় ব্লক করে কাজ আপনি করতে পারেন। যেমন, হতে পারে কেমন এটা, উম ১ ঘণ্টা, ১ ঘন্টা শুধু পড়াশোনা করবেন। তারপর ৩০ মিনিট শুধু আ দেখা যাচ্ছে, অন্য কাজ করবেন। তখন দেখবেন যে, আপনার সময় ব্লকিংটা কাজে দিচ্ছে। আরেকটা কিন্তু টেকনিক আছে। টেকনিকটা হয়তোবা জানেন কিনা আমি জানি না। তো এটা পোমোডরো টেকনিক বলে এটাকে। আ এটা হল ব্যবহার করতে পারেন আপনি, যেমন আ ৩০ মিনিট বা ২৫ মিনিট একটানা কাজ করবেন। করার পরে একটা ৫ মিনিট থেকে ৭ মিনিটের মধ্যে একটা বিরতি নিবেন। এটাকে পোমোডরো একটা টেকনিক বলা হয়। তো, এভাবে কিন্তু সময় ব্লক করে কাজ করা যায়। তো এভাবে করলে, আপনার দেখা যাচ্ছে, সময় ও অগ্রাধিকার নির্ধারণে একটু মানে আ সমস্যাটা একটু কম হতে পারে। আর আরো কিছু বিষয় রয়েছে। তার আগে আরেকটা বিষয় সম্পর্কে আপনার কাছে জেনে নেই যে, কোন কাজগুলো, আপনার সা মানে কোন কাজগুলো আপনার কাছে সবচেয়ে বড় অংশ নেয় বা চাপ দেয়, এখন বর্তমানে কোনটা মনে হচ্ছে? মানে চাপের কাজগুলো কোনগুলো, আপনার কাছে?
জ্বী। আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। <smacks lips> আসলে বর্তমানে যদি বলি সবচেয়ে বেশি চাপের যে, কাজগুলো সেটা হলো আমার পড়াশোনাটাই বলতে পারি কারণ যেহেতু বললাম যে আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সময়টা আমার আর কি প্রয়োজন হয়, বা মানে সময় এটা চায় আর কি চাহিদা আছে অনেক বেশি স্বাভাবিকভাবে পড়াশোনার আমার সময়ের বলতে গেলে যেহেতু ফাইনাল ইয়ারে তো ওইখানে অনেক বেশি সময় ব্যয় করতে হয়। এখানে একটা চাপ আমার তৈরি হয় যেখানে আমার সময় দিতেই হবে আরেকটা যেটা হল এই যে, যে কম্পালসারি না যদিও তারপর ওই যে চাকরির যে পড়াশোনাটা আমি নিজের প্রতি একটা বাধ্যবাধকতা নিয়ে নিয়েছি। যেহেতু বললাম যে, আমাদের দেশে চাকরির অবস্থা খুব খারাপ বাজার খুব খারাপ তো আমি আগে থেকেই যদি এগুলো শেষ করতে পারি বা এগুলো যদি অনেকাংশেই পড়ে নিতে পারি। তাহলে কিন্তু পরবর্তীতে পড়াশোনা শেষে কিন্তু আমার জন্য এটা অনেক বেশি ভালো হবে তো এটাও দেখা যায় আমার নিজের মধ্যে অনেক বেশি চাপ তৈরি করে এবং সবচেয়ে বেশি সময় নেয় যেটাই এটা যদি বলতে যায়। তাহলে আমার শখগুলো আমার সবচেয়ে বেশি সময় নিয়ে থাকে, শখের যে কাজগুলো যেটা বললাম যে বই পড়লে অনেক সময় দেখা যায় ২-৩ ঘণ্টা পড়ে ফেলি। তারপর গানের পেছনে সময় যায়। গিটারের পেছনে সময় যায়। তো এই বিষয়গুলো বলা যায় এখানে আমার অনেক বেশি সময়গুলো আমার ব্যয় হয়।
আচ্ছা, আচ্ছা। হুম, এটা বলেছিলে। আচ্ছা। হুম, গানের পেছনে গিটার বাজাতে আপনার অনেকগুলো সময় যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আপনার চাপটা কিন্তু ওখানে আসলে চলে আসে। তো আসলে হ্যাঁ, আসলে আপনার অনেক বিষয় আসলে এই অগ্রাধিকারের বিষয়ে অনেকগুলো আপনি প্রবলেম ফেস করতেছেন। তার মধ্যে যেগুলো বললাম এগুলো আসলে আপনি ট্রাই তো অবশ্যই করবেন। পাশাপাশি আ আপনার যেহেতু সময়গুলো একটু মানে আনফরচুনেটলি একটু এলোমেলো ভাবে আসলে কাজ করতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সময় ট্র্যাকিং করতে পারেন। আপনার দেখা যাচ্ছে যে আপনার মোবাইল বা নোটবুকে আপনি লিখে রাখতে পারেন। আ যে সময়ের বিষয় যে আসলে কোথায় যাচ্ছেন আপনি কখন কী করতেছেন বা কোন টাইমটা আপনি কি করবেন একটা মানে ট্রাক করার মানে সময় ট্র্যাকিং একটা সিস্টেম আপনি চালু করে নিতে পারেন। যে আপনার সময়টা কোন, কোন কাজে আপনি অতিবাহিত করতেছেন। তো এটা করলে হবে কি? আপনি কিন্তু আপনার অগ্রাধিকারটা বুঝতে পারবেন যে আপনি কোথায় সময় দিচ্ছেন, কোথায় আপনার চাপটা বেশি আসতেছে। আর এ মানে এইভাবে যদি আপনি করতে পারেন মানে স সময় ট্র্যাকিং যেটা সেটা করলে হবে কি? বুঝতে পারবেন যে কোন জায়গায় সময় আপনার বেশিটা নষ্ট হচ্ছে। এইভাবে কিন্তু আপনি বিষয়টা করতে পারেন। আর একটা বিষয় আপনি করতে পারেন না বলার শিখা কিন্তু শিখতে হবে। কারণ সব কাজ যদি গ্রহণ করলে সময়ের তো আপনার চাপ কিন্তু অনেকটা পরিমাণে বাড়বে। এখন আপনার যেটা আসতেছে সামনে আপনি সেটাই বলে দিচ্ছেন যে হ্যাঁ, হ্যাঁ এটাই আমি করব। এটা করবো, এটা তো করা ইম্পোর্টেন্ট বিষয়। মানে সবকিছুতে যখন আপনি ইম্পোর্টেন্টনেস দিতে যাবেন তখন কিন্তু আপনাকে একটু মানে প্রবলেম ফেস করতে হবে। তো সেক্ষেত্রে না বলতে শিখতে হবে। আর অপ্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আশা করা যায় এইভাবে ট্রাই করেন। আপনার সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে। তো আপনার এটা কি মনে হচ্ছে যে আসলে আপনার দ্বারা কি এটা সম্ভব বা আপনি এটা একটু করতে পারবেন কিনা? আপনার মনোভাবটা কেমন এখন?
ঠিক। আচ্ছা। বুঝতে, পেরেছি। না। বুঝতে, পেরেছি। আসলে আমি এখন আমার নিজের মধ্যে অনেক বেশি মোটিভেশন ফিল হচ্ছে যে আপনি যে কথাগুলো বলেছেন এগুলো অবশ্যই আমার চেষ্টা করা উচিত। এবং আমার মনে হচ্ছে যে এগুলা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। শুরুতে আপনি যেটা বললেন যে সময়গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা এবং কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যে আমি এই কাজটা এতক্ষণ সময় করবো, তারপরে হয়তো একটু ব্রেক নেব যেটা পোমোডোরো টেকনিক বললেন। একটু ব্রেক নিয়ে হয়তো আরেকটা কাজ করবো। আসলে আমার এটাই সমস্যা হচ্ছিলো যে ওই যে আমি যখন পড়তে বসতাম, মানে গল্পের বই যখন পড়তাম দেখা যেত একটা না ২-৩ ঘণ্টা পড়ে ফেলতাম। এটা কিন্তু আমার জন্য অনেক বেশি ক্ষতিকর আমি নিজেও বুঝতে পারতাম এতদিন কিন্তু এতদিন এটা কন্ট্রোল করতাম না সত্যি বলতে যেহেতু পড়তে ভালো লাগছে মজা পাচ্ছি। তো দেখা যেত পড়তেই থাকতাম, পড়তেই থাকতাম। এখন থেকে যেটা করবো যে আমি আমার এই পড়ার সময়টাকেও একটু ভাগ করে নেবো, যে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার বেশি আমি আমার গল্পের বইটা পড়বো না। তারপরে একটু ব্রেক নিয়ে দেখা যাক অন্য যেটা ইম্পোর্টেন্ট কাজ ওই কাজটাকে আমি করবো এবং আরেকটা যেটা বললেন যে আমার কাজগুলোকে বিভিন্ন ইম্পোর্টেন্স অনুযায়ী অগ্রাধিকার দেওয়া যে কাজটা সবচেয়ে বেশি প্রয়োজন ওইটা আগে করবো, তারপর আস্তে, আস্তে একটু কম গুরুত্বপূর্ণ কাজগুলো করব এটা করলেও কিন্তু আমার জন্য অনেক বেশি উপকার হবে সত্যি বলতে আমি মনে করছি যদি আমি পড়াশোনাটাকে সর্বোচ্চ ইম্পোর্টেন্স দেই, তাহলেই কিন্তু আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং শেষে আরেকটা জিনিস যেটা বললেন যে না বলা শেখা। এটা কিন্তু এতদিন আমার মতো সমস্যা ছিল এবং এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে যখন আমাকে যে কিছু করতে বলে আমি আমার ইম্পোর্টেন্ট কাজ থাকলেও কাজগুলো রেখে দেখা যাক তার কথায় সাই দিয়ে হ্যাঁ বলে তার কথা মানে তার পিছে, পিছে যেতাম বা তার ওইখানে সময় ব্যয় করতাম এটা কিন্তু আমার মধ্যে একটা সমস্যা তাই আমি অবশ্যই এখন থেকে চেষ্টা করবো যে আমার যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে আমি কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে না বলবো। বা ওইখানে যাবো না বা তাদেরকে বলবো যে এখন না পরে করবো এই কাজটা। এটা হতে পারে গানের ক্ষেত্রেও হতে পারে এটা পড়ার ক্ষেত্রেও হতে পারে, গল্পের বইয়ের ক্ষেত্রেও হতে পারে এবং শখের ক্ষেত্রেও এই জিনিসটাও হতে পারে। আমি অবশ্যই চেষ্টা করবো আপনার এই প্রত্যেকটা অ্যাডভাইস মেনে চলার এবং আমার জীবনে implement করার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ অ্যাডভাইসগুলো আমাকে দেওয়ার জন্য।
আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। উম আচ্ছা। অবশ্যই। জি, জি, অবশ্যই, অবশ্যই। ধন্যবাদ আপনাকেও। আসলে আপনি এভাবে আসলে ট্রাই করে দেখতে পারেন। আ আশা করা যায় আপনার সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে। আপনার জন্য শুভকামনা রইলো যাতে আপনি এগুলা থেকে বের হয়ে আসতে পারেন। ধন্যবাদ আপনাকে।